<laughs> এখন ও উনি আর কি উনার স অ অবসর সময় আর কি ঐ সো ঐখানে যাইতেছে আর কি। আপনি অনুপ্রাণিত করছেন আরেকজনকে ঐখানে যাওয়ার জন্য।
<chuckles> হ্যাঁ। <tsk> মানে এইটা আমি বলব যে, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির সঙ্গে থাকা এটাও আমার মনে হয় একপ্রকার শখ এবং প্রিয় কাজ। যেটা আসলে আমি করতে প্রচণ্ড রকম ভালোবাসতাম এবং হঠাৎ আজ এত বছর পরে আপনাকে ধন্যবাদ যে, আপনার জন্য আসলে মনে পড়লো। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যখন আমি ছুটি পাবো, আমি দেখার জন্য আসলে যাবো।
হুম, হুম, হুম। হুম, হুম। জি, জি, একদম। হুম। <scoffs> না সমস্যা নেই। জি। আব আবা আবার, আবার যাওয়ার। হ্যাঁ, জি, জি। আরেকটা জিনিস জি।
<smacks lips> কিন্তু আমি আসলে, আমার একটু সংশয় যে, আসলে আমি সেই টিয়া পাখির ঝাঁক গুলোকে আসলে দেখতে পাবো কি না?
হ্যাঁ, হ্যাঁ। এ সমস্যা নেই। আপনি যাইলেই বুঝতে পারবেন যে, আছে কি নাই এরকম। আরেকটা জিনিস যদি আপনাকে বলি যে, এরকম যে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ততা আছে। কিন্তু এই ব্যস্ততা বা ঝামেলা কিন্তু দূর করার জন দূর মানে থেকে দূরে থাকার জন্য কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমরা একটু আ quiet place বা আপনি যেমন বললেন নিরিবিলি একটা জায়গায় আ যান। ঐ জিনিসটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ ১ টা মানে বিষয় আমাদের জীবনে।
হ্যাঁ। হ্যাঁ। জি। হুম, হুম। একদম, মানে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন আমি বললাম না যে, আমার যখন ছুটি পেতাম উম কিংবা আমার আসলে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করত, আমি কিন্তু ওখানে গিয়ে বসে থাকতাম এবং আশেপাশে কোন মানুষ নেই, কোন কোলাহল নেই। উম <smacks lips> তখন তো আসলে সিকিউরিটি ব্যবস্থাও ভালো ছিল। <swallows> আপনি একদম নির্বিঘ্নে বসে থাকতে পারবেন। মানে শান্ত একটা হাওয়া।
জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম, হুম। এ হ্যাঁ, মানে যেখানে ঝামেলা নাই ১ টা শান্ত জায়গা। জি, জি।
সামনে পুকুরের পানির আ মানে আ পুকুরের সামনে যখন থাকবেন দেখবেন সেই পুকুরের পানি ছুঁয়ে যখন সেই বাতাসটা আপনার গায়ে এসে লাগছে
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। মানে
সেই যে একটা আনন্দ, সেই যে একটা প্রকৃতির ছোঁয়া আমি বলব সেটা আসলে, উম আসলেই আমার অত্যন্ত প্রিয় এবং আব আমি ১ প্রকার, আমি সেটার প্রেমে পড়ে গেছিলাম।
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ।